আচ্ছা। আমার ক্ষেত্রে আমার আ নিজের আত্ম পর্যালোচনাটা বেশ কাজে দিয়েছে। আর তাছাড়া আমার আ বেস্ট ফ্রেন্ড অ ও হচ্ছে অনেকভাবে অনেক সময় মানে নিজেকে আম সাহসী মনে করলেও আমি কিন্তু অনেক সময় ভেঙে পড়ি। এইটা <chuckles> স্বাভাবিক ব্যাপার। তো আমার যখন ফ্রেন্ড এর সাথে আমি এ ব্যাপারে কথা বলি ও হচ্ছে অনেকভাবে আমাকে সাহস জোগায়। ও আসলে মনে করিয়ে দেয় যে, আমার পর মানে আগের সাফল্য কি, কি, ছিল। এসব মনে করিয়ে দেওয়ার কারণে আমার আসলে সাহসটা ফিরে আসে। আমি চিন্তা করতে পারি যে ও আচ্ছা আমি এত আ একটা খারাপ অবস্থা থেকে ভালো পথ অবস্থায় এসেছি। আমি আসলে এ্যা এসে এসব ব্যাপার নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। আমি আম যেটা করছি সেটা করতে পারব। এরকম একটা সাহস জোগায়। তো বলতে পারব নিজের একটা চেষ্টা ছিল। আর আমার আ ফ্রেন্ড আমাকে বেশ, বেশ, হেল্প করেছে এ ব্যাপারে।
বাহ! হু, হু। আচ্ছা। হু, হু। হুম। বাহ! হু, হু। বাহ! চমৎকার। তো এই যে ব্যর্থতার পরে নিজেকে পুনরুদ্ধার করলেন সেক্ষেত্রে, কি আপনার আপনি বলছিলেন যে আপনার অ্যা ফ্রেন্ড আপনাকে হেল্প করেছে। সবচাইতে বড় ফ্যাক্টর টা যেটা এখানে কাজ করেছে যে, আপনি এক ধরনের আত্ম পর্যালোচনার মধ্যে দিয়ে গেছেন। যেটা হয়তোবা আপনাকে বেশ খানিকটা আত্মমর্যাদা বৃদ্ধি বা আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য হয়তোবা বেশ খানিকটা সাহায্য করেছে। তো আপনার কাছে কি মনে হয় যে, মানে তখন যদি আপনি একটু গঠনমূলক সমালোচনা পেতেন বা সেটা হয়তোবা আপনাকে ওই আত্ম পর্যালোচনাটা আরেকটু আগে করতে সহায়তা করত। বা আ তখন হয়তোবা আপনি নিজেকে আরেকটু ভালো করে শুধরে নিতে পারতেন। নিজেকে আরেকটু ভালো করে পুনরুদ্ধার করতে পারতেন এবং আপনার রেসাল্ট গুলো হয়তোবা তখন ভালো হতো বা আপনি হয়তোবা সাইন্স টাই কন্টিনিউ করে যেতে পারতেন। এরকম কি কখনো মনে হয়?
হুম। হুম। হুম, হুম, হুম। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, এরকম মনে হয়। আ মনে হত আসলে। কারণ আ <blows air> এই যে কোন ধরনের সাপোর্ট ছিল না। যার কারণে রেজাল্ট খারাপ হইছে। এ সেই কারণেই কিন্তু আমি আমার আ ইচ্ছা অনুযায়ী কোন সাবজেক্ট পড়তে পারিনি। আমাকে পড়তে হয়েছে যেটা আমার মা-বাবা চেয়েছেন সেটা। আমি বিজনেস নিয়ে পড়েছিলাম। তো আ ১ম ২ বছর হচ্ছে আমাকে বেশ একটু স্ট্রাগল করতে হয়েছে। পরে আস্তে, আস্তে, আ আমি বেশ আ এটা মানে রপ্ত করে নিয়েছি যে কীভাবে পড়লে ভালো হবে? কিভাবে আ মানে ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ, কীভাবে ভালো রেজাল্ট করা যায়? হ্যাঁ, তো
হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। হুম। উ, হু। ভালো রেজাল্ট করা যেতে পারে। উ, হু তো এই যে আত্মমর্যাদা বৃদ্ধির জন্য আপনি কাজ করলেন। তো তখন আসলে আপনি নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখতেন? মানে আপনি তো একটা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কি হবে অনিশ্চয়তা ছিল। তো তখন আসলে নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখতেন?
হুম। হু, হুম। হ্যাঁ। হু, হু।

আমার আসলে দ্বিধার ব্যাপারটা, খুব বেশি কাজ করে। তো সেই কারণে, ভয় ঢুকে যায়, আর আমি আসলে তখন, আ নিজের জন্য নিজেকে সাহস দিতে পারি না। তাছাড়া, মানে আশেপাশ থেকেও আমাকে কোনো, মানে সাপোর্ট করা হয় নাই। তো, সেই কারণে বলতে পারেন, এক ধরনের
আচ্ছা। তারপর, আমার বিষয়গুলোও তো নতুন ছিল। মানে, কমার্স সাবজেক্ট টাও তো একটু নতুন ছিল কমপ্লিটলি নতুন ছিল। সময়টা হয়তোবা একটু কম পেয়েছেন। ইন্টারমিডিয়েট এ সময়টা খুব কম পাওয়া যায়। তো সেদিক থেকেও হয়তোবা, এক ধরনের অ্যা প্রিপারেশন এও একটু ঘাটতি ছিল। বা ওই ভয়টাই হয়তোবা আপনার মধ্যে, বেশ বড়সড় আকারে আপনাকে মানসিকভাবে কিছুটা হয়তোবা বিপর্যস্ত করে ফেলেছিল। তো সেই ক্ষেত্রে এ যদি আপনার সেই অভিজ্ঞতার কথা থেকে যদি জানতে চাই যে, সেখান থেকে কি আসলে কোন লার্নিং ছিল যে, যেটা আপনি পরবর্তীতে আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়েছেন এবং সেই কাজে লাগানোর ফলে হয়তোবা, এখন আজকের দিনে এসে, নিজেকে মনে হয় যে না, সেটা হয়তো ঠিক সিদ্ধান্তই ছিল বা ভালোই ছিল আ আমার জন্য ভালোই হয়েছে যেটা করেছি। এরকম কোন ব্যাপার, বা কোন লার্নিং কি আছে?
নতুন ছিল একদম। হুম, হুম, হুম। জী। হ্যাঁ, হ্যাঁ। হুম। একদম, হুম। হ্যাঁ, আমার সেই ভুল থেকে আসলে সেই সিদ্ধান্ত থেকে যে শিক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে, আ কোনো ব্যাপারে ভয় পাওয়া যাবে না। সেটা যত আন্নোন হোক। কারণ মানুষের ক্ষেত্রে না, কোনো কিছুই অসম্ভব না। একটা মানুষ যদি চেষ্টা করে, যে কোনো ব্যাপারে শিখতে বা জানতে, পুরো উদ্যম নিয়ে যদি কাজ করে, তখন আসলে কোনো কিছুই অসম্ভব না সেটা আমি শিখতে পেরেছি। আর সাহসের ব্যাপারটা, আ আমি শিখতে পেরেছি। আর তাছাড়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, নিজের সিদ্ধান্তে অটল থাকার আ একটা চিন্তাভাবনা। মানে মানসিকভাবে দৃঢ় করেছে আসলে আমাকে, ওই সময়গুলো। তো এখন হচ্ছে কি হয়, আমি কোন সিদ্ধান্ত নিলে আমাকে আসলে, আমি চিন্তা করি না যে এই সিদ্ধান্তটা না নিয়ে অন্য সিদ্ধান্ত নিলে আমার কী হত। আমি চিন্তা করি যে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এটাতেই যেভাবে হোক, যেটা হোক, আমি মেনে নিব।
হুম, হুম। আচ্ছা। একদমই তাই। হুম, হুম। হুম, হুম। উহুম। হুম, হুম। বাহ! উহুম। আচ্ছা।